বুঝতে পারছি। ওইটাই আরকি ভাই হয়ে ওঠে আরকি।
দেখা যায় আ আস ৮ঃ০০ দিকে gate একটা লাগায় দেয়। তখন দেখি যে ওই road টা তো পুরোপুরি block. তো ওই road এ মনে করেন net টানায়, আ light বসায়, খেলা শুরু। তো জিনিসটা ভালোই লাগে। মানে বেশ আ আমার মনে হয় যে আ আমি খুব মানে physically active থাকি আরকি তখন। দেখা যায় আ মানে আমরা যে আ দৈনন্দিন যে একটা stress আছে life এ, ওই জিনিসটা আরকি এক কথায় কাঁটাই উঠা যায় আরকি। জি ভাইয়া, আপনি এই বিষয়ে কি মনে করতেছেন? মানে এই জিনিসটা কি কাজে দেয় নাকি?
<chuckles> হ্যাঁ। উম জি। হ্যাঁ। <chuckles> হ্যাঁ ভাই, একদম, একদম আপনার কথার সাথে আমি সম্পূর্ণটা একমত ভাই।
জি ভাই।
এই জিনিসটা আসলে অনেক কার-কার্যকরী একটা ব্যাপার আর কি ভাই।
একদম, একদম।
কারণ তবে আপনার একটা ব্যাপার কিন্তু থেকেই যে আসলে খেলাধুলার যে ব্যাপারটা এটার যে মানসিক একটা শান্তির ব্যাপারও আছে, কিন্তু
হুম। হুম, হুম।